হুম, এটা ঠিক বলেছেন এবং এই ঐতিহ্যগুলো আমার মনে হয় যে, ধরে রাখা উচিত। কারণ পর্যটক শিল্প তো অ্যা বিভিন্ন স্থাপনা, সুন্দর জায়গা এগুলোর উপরে নির্ভর করেই কিন্তু হয় কিংবা ইতিহাস রয়েছে এমন জায়গা। সেখান থেকে পুরান ঢাকা কিংবা পানাম সিটি, আপনি আহসান মঞ্জিল আ এ ধরনের কিছু, কিছু জায়গা যদি বলেন, এগুলো কিন্তু আমাদের অনেক ঐতিহ্য, অনেক কিছু বহন করে। তো আমার মনে হয় যে, এই যে আপনি যদি আহসান মঞ্জিলের কথা বলেন, এখন অবশ্য অনেকটা আমার মনে হয় যে, উম সংরক্ষণ করা হয়েছে।
জি। একদম ঠিক বলেছেন। জি। হুম, ঠিক। জি। হ্যাঁ, সুন্দর করে রক্ষা সংরক্ষণ করা হয়েছে, রং করা হয়েছে।
হ্যাঁ করা হয়েছে। কিন্তু একটা সময় আমি দেখেছি আজ থেকে প্রায় ৭ ৮ বছর আগে যে, আ খুবই বেহাল অবস্থা ছিল। সেখানে মানুষ দেয়ালে আঁকাআঁকি করা, বিভিন্ন নাম লিখা, যেখানে সেখানে নোংরা ফেলা, এ ধরনের পরিস্থিতিতেও কিন্তু আমি দেখে এসেছি যেটা কিন্তু আমাকে, আ এই যে আমি ৭ ৮ বছর আগে গিয়েছিলাম, তারপরে কিন্তু আমি যাইনি। তার পরবর্তীতে আমি ছবি দেখেছি যে ভালোভাবে সংরক্ষণ করা হয়েছে। তো এইটা হুম।
হুম। আচ্ছা। হুম। জি। হুম। হ্যাঁ, আসলে আমরা যখন, আ এরকম জায়গাতে গিয়ে একটু negative জিনিস দেখি তখন কিন্তু পরবর্তীতে আমাদের ওখানে যেতে আর ইচ্ছা করে না। তো সেক্ষেত্রে কিন্তু ঐ যে আমরা যারা পর্যটক হয়েছি, ওইসব জায়গা থেকে কিন্তু পর্যটকদের আগ্রহ চলে যায় এবং পর্যটন ক্ষেত্রে কিন্তু ক্ষতি হয়। আ যেহেতু যে, আ আহসান মঞ্জিলে কিন্তু অবশ্যই ticket কেটে যেতে হয়, তো যেহেতু আপনি আর যাননি তো বলা যায় যে, আপনি একজন পর্যটক ছিলেন এবং আ সরকার কিন্তু একজন পর্যটক হারিয়েছেন। এরকম না জানি কত পর্যটক তারা হারাচ্ছেন। হুম।
হুম। হুম। হুম। হ্যাঁ, এটা ক্ষতির একটা কারণ। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। যেমন আমি পানাম সিটিতেও গিয়েছি। অ্যা ওইখানে কিন্তু ম্যা পর্যটকদের জন্য আ যে থাকার ব্যবস্থা বলেন কিংবা সুযোগ সুবিধা কিছুই কিন্তু ছিল না। যে আপনার ক্ষুধা লেগেছে, আপনি কিছু খাবেন বা ভালো কোন স্টল অ্যা বা পানাম সিটি তো আসলে একটা ঐতিহ্যবাহী জায়গা, যেখানে তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসার কথা। তো সেখানে যখন এরকম সুযোগ সুবিধা দেয়া না হয় এবং উম ভাঙ্গা স্থাপত্যগুলো যদি ওইভাবেই আসলে অনাদরে থাকে তাহলে মানুষ তো আগ্রহ হারাবেই। যেমন আমার কিন্তু এখন আর পুনরায় সেখানে যাওয়ার কোন ইচ্ছা নেই। কারণ কি বা দেখবো বা কি সুযোগ সুবিধা বা আছে?
জি। হুম, হুম। জি। হুম। হুম, হুম। একদম ঠিক। জি।